একদম, একদম, আপনাকে আমি এতক্ষণ ধরে এটাই বুঝাচ্ছি। আসলে দেখুন আপনি চাপ ছাড়া কখনোই আ সফল হতে পারবেন না। আমরা যদি সফলের কথা বলি, আ তাহলে আপনাকে চাপ দিতেই হবে। চাপ ছাড়া আপনি কখনোই সফল হতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আমি আ BCS ক্যাডার হবো। আপনি সারাদিন ঘুমাইলেন, ঘুরে বেড়াইলেন তো আপনি কি সফল হতে পারবেন? আপনার কোনো চাপ নেই, আপনি তো সফল হতে পারবেন না। তো আপনি তো চাপ নিতে গেলে কি করতে হবে আপনাকে যদি BCS ক্যাডার হতে হয়? তাহলে আপনাকে কি করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে, অ্যা পড়ালেখা করতে হবে, এইটা আসলে একটা চাপ। তো চাপ তখনই ভালো আমি মনে করি যখন আমাদের এগিয়ে যেতে সাহায্য করে যেটা এতক্ষণ ধরে বলতেছিলাম আপনাকে। কিন্তু তখন আমাদের আ দমিয়ে ফেলা হয় আ তখন সেটি কারো ক্ষতি করার কারণ হয়ে দাঁড়ায়। আ তখন আ তাই সঠিক পরিবেশ সহানুভূতিশীল পরিবার ও মানসিক সুরক্ষায় একজন শিক্ষার্থীকে প্রকৃত সফলতার চাপ কাটিয়ে আসবে। অবশ্যই আমাদেরকে চাপ নিতে হবে। চাপ ছাড়া কখনোই আমরা আ কঠোর পরিশ্রম ছাড়া কখনোই আমরা সা চে প্রতিষ্ঠিত হব না। তো সবই দেওয়া দরকার। কিন্তু সেটা হচ্ছে আ সঠিক মাপে আরকি।
জ্বি। জ্বি, জ্বি, জ্বি। হ্যা, হ্যা। হু, হু। একদম। হুম। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। অ্যা জ্বি, জ্বি, জ্বি। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হু, হু। হু, হু। জ্বী, জ্বী, জ্বী। হু, হু। হু, হু। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তা তো অবশ্যই। এখন কি বলবো? আসলে এই বিষয়টা নিয়ে এ যে আপনার ছাত্রছাত্রীর বিষয়গুলো আছে, হ্যাঁ? তবে এদের এ যদি বন্ধুত্বসুলভভাবেই যদি পড়াশোনা করা যায়, অ্যা পারিপার্শ্বিক যদি অতিরিক্ত চাপ না দিয়ে, ছোটবেলা থেকে যে ট্রেনিং করার মাধ্যমে তাদের অ্যা সুন্দরভাবে পড়াশোনার মাধ্যমে কিন্তু তারা একটা নিজের চাপটা নিজেই নিতে পারবে, হ্যাঁ? বা পারিপার্শ্বিক তো চাপ লাগবেই। কিন্তু নিজের চাপটাও সে নিজে নিতে পারবে, তাই না?
জি। একদম। জ্বী, জ্বী, জি। অবশ্যই। অবশ্যই, অবশ্যই। তো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। অনেক কিছু জানতে পারলাম না। আসলে ছাত্রছাত্রী যে চাপগুলো, সেগুলা নিয়ে কথা বলে ভালো লাগলো। আবারো কথা হবে ততদিন ধ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।
জ্বি। জ্বী, জ্বী। হু, হু। জ্বি, জ্বি। হ্যাঁ, আপনার সাথে এই যে এত সুন্দর কথা বলে আপনিও অনেক কিছু শেখালেন যেটা আমি জানি না। তো আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। আপনি সেই পর্যন্ত ভালো থাকবেন।
জ্বী, জ্বী। জ্বী, জ্বী। আপনার আ শরীর সুস্থতা কামনা করি। আবারো কথা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, চাপ নিন, জীবনে সফল হোন। ধন্যবাদ।
ঠিক আছে ভাই। আ <chuckles> জ্বি, আ জ্বী। <chuckles> জ্বি, আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।

তো আসলে সফলতার যদি একটু কথা বলতেন। আপনার সফলতা মানে কি? আপনি যদি সেটাকে বলতেন?
জি, জি, আসলে সফল সফলতা বলতে সবাইতো সবারই এক, একটা করে স্বপ্ন থাকে। হ্যাঁ? সবার কিন্তু এক, একটা স্বপ্ন থাকে। তো এই স্বপ স্বপ্নগুলাই কিন্তু তাদের এ্যা আপনার সফলতা। হুম? এ্যা যেমন যেমন আমি farming করতে চাচ্ছি। হুম? পড়াশোনা করে আমি কিছু আ training নিয়ে কিন্তু আমি স আ ফার farming করতে যাচ্ছি। হ্যাঁ? যখন আমার এটা আ বিশাল বড় একটা agro farm হয়ে যাবে এটা আমার স্বপ্ন।
জি, জি। অবশ্যই। আচ্ছা, আচ্ছা। জি। জি, জি, জি। আ জি, জি, এটা এটাকে বলে ভাই শুনেন, এটা হচ্ছে hobby। যেমন আপনি বললেন যে ছবি art করা। কেউ ছবি art করতে পছন্দ করে। আপনি যেগুলো পছন্দ করেন সেগুলো হচ্ছে আ hobby। কিন্তু আপনি যখন কোথাও কোন প্রতিষ্ঠিত হবেন সেটাকে আপনাকে সফল বলা হয়। আপনি একটা যে farm দিলেন সেটা ঠিক আছে, আপনার সেটা সফলতা। কিন্তু কখনোই ছবি art করা কোনো একটা সফলতা হয় না। কারণ আপনি যখন কোন কিছু নিয়ে, আ ডেভেলপ করবেন, আপনি কোন কিছু নিয়ে একটা যদি farm দেন সেটা যদি অনেক বড় হয় সেটা হচ্ছে সফলতা। আপনি একটা বিভিন্নভাবে দেখা যাচ্ছে আপনি একটা চাকরি পেলেন সেটাও একটা সফলতা। আপনি কোথাও একটা, আ কোন কিছু করলেন, আ উদ্যোক্তা হলেন সেটাও একটা সফলতা। এই জিনিসগুলো হচ্ছে সফলতা। আসলে দেখেন সফলতা অর্জন করতে গেলে অনেক সময় আমাদেরকে চাপ নিতে হবে। চাপ ছাড়া কখনোই আপনি সফলতা পাবেন না। এই যে আপনি বললেন farm এর কথা। আপনি যদি একটা হুট করে আপনার যতই টাকা থাকুক কিন্তু আপনি একটা farm দিয়ে গেলে আপনার বিভিন্ন ধরনের মোকাবেলা করতে হবে। এই যে এগুলো চাপ, আ আবহাওয়ার চাপ থাকবে, পারস্পরিক চাপ থাকবে, সামাজিক চাপ থাকবে, বাধা বু বু বিপত্তি থাকবে। এই সবকিছু আপনি যখন বাধা পার করে আপনি যখন সফল হবেন সেটাই হচ্ছে আস সফলতা।
তো, হ্যাঁ। জি। হু, জি। হু, হু। জি। জি। জি। জি, জি, জি। হুম, হুম। হু, হুম। জি, জি, জি। জি, জি। <scoffs> জি, জি, জি। ওহ। হু, হু। হ্যাঁ। জি। হু, হু। হু, হু। হু, হু। জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। না। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আসলে আপনি এত চমৎকার কথা বললেন যে আসলে চাপ ছাড়া কিন্তু কখনোই সম্ভব না। কিন্তু আমরা যদি চাপগুলা নিজে থেকে চাপিয়ে দেই তাহলে কিন্তু এ্যা তার কাঙ্ক্ষিত সফলতায় যেতে অনেক কষ্ট হবে। কিন্তু সে যদি নিজে থেকে চাপ নিয়ে সবকিছু করে তাহলে দেখবেন যে সবকিছু আ তার জন্য ঠিক হয়ে যাবে। হুম? জি।
না। জি। অবশ্যই কিন্তু আমি এখানে আপনার সাথে আমি একবারে একমত হতে পারতেছি না। কারণ শুনুন দেখুন, আপনি যখন আ সফলতার কথা বলতেছি আমরা একটা যে farming করব, তো আপনাকে অবশ্যই আপনি তো নিজে জানেন না যে এটা কি, কি, করতে হবে, কি, কি, করতে করা যাবে না। তো অবশ্যই আপনাকে একজন বলবে যে "এই জিনিসগুলো করতে হবে, এই জিনিসগুলো করা যাবে না।" এই যে আপনাকে চাপ দিল বা বলল এটা কিন্তু একটা চাপ। আ তো আপনাকে সফল হতে গেলে অবশ্যই চাপ নিতে হবে বা কে যে চাপিয়ে দেক। কারণ আপনাকে যখন চাপ দিবে, আ সেটা হচ্ছে যে, আ আপনার ভালোর জন্য। আপনি যখন সফল হতে যাবেন আর বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় আমরা যখন school life এ থাকি, student life এ থাকি সেটার হিসাব আলাদা। সেই চাপগুলো আমাদের না দেওয়াটাই ভালো। কিন্তু যখন আপনি সফলতার কথা বলতেছি। সেক্ষেত্রে আমাদেরকে যেভাবেই হোক চাপ নিতে হবে বা চাপিয়ে দিলেও চাপ নিতে হবে। কারণ দেখা যাচ্ছে, আমি যদি BCS ক্যাডার হই। আমাকে তো অবশ্যই একটা road map follow করতে হবে। তো আমাকে এ্যা কোনো কারো কাছে যাইতে হবে। সে আমাকে বলবে যে এই কয় ঘণ্টা ঘু ২ ঘণ্টা ঘুমাইতে হবে, আ ২২ ঘণ্টা পড়তে হবে, এর মধ্যে সবকিছু করতে হবে, এই জিনিসগুলো করতে হবে, এই বইগুলো পড়তে হবে। সে কিন্তু আমাকে চাপিয়ে দিচ্ছে। এই যে আমাকে মানুষ চাপিয়ে দিল সেটাও কিন্তু একটা চাপ। তো আমাকে অবশ্যই সফল হতে গেলে আমি বিভিন্ন ধরনের চাপ গ্রহণ করতে হবে। অনেকের চাপ নিতে হবে। এটাই কিন্তু কথা।
আচ্ছা। জি, জি, জি, জি, জি। উ, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। জি। জি। জি। হ্যাঁ। হু, হু। হু, হু। উ, হু। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। জি, জি। হু, হু। হু, হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। অ তাহলে বলতে চাচ্ছেন যে আসলে সফলতা আ অর্জন করতে গেলে যে আসলে যে, আমাদের পারিপার্শ্বিক যে চাপগুলা আছে, হ্যাঁ? এই চাপগুলা ছাড়া কিন্তু আমাদের কখনো সফল হওয়া সম্ভব না। তাই তো?
জি।